হুম, আপনি ঠিকই বলেছেন। দেখুন যে আসলে প্রযুক্তি আমাদের জীবনে আসলে এতটা গুরুত্বপূর্ণ এবং আশীর্বাদ হয়ে এসেছে যে আমাদের দেখুন যে আসলে career থেকে শুরু করে আ সমস্ত কিছু আসলে আ জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে আসলে প্রযুক্তির ভূমিকা কিন্তু একেবারে অপরিসীম। আমার কাছে আসলে মনে হয়। যে আসলে freelancing এর বিষয়টা নিয়ে যদি বলতে হয়। সেক্ষেত্রে বলব যে আসলে আমার সেক্ষেত্রে কিন্তু ৯ টা project কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে। এবং আ পরবর্তীতে কিন্তু আমি freelancing রাগ করে একেবারে ছেড়ে দিয়েছি এবং আ কি বলব সইরাচার কে পতনের পিছনে আসলে ছুটে পড়েছিলাম। <chuckles> সেক্ষেত্রে বলব যে আসলে আব
হুম, হুম। উ জি। হুম, হুম। একদমই তাই। হুম, হুম। হুম, হুম। জি, একদমই তাই। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। <chuckles> <laughs> এটাই আসলে হ্যাঁ, তখন এটাই আসলে ই ছিল। কারণ এত পরিমাণ ক্ষতি হচ্ছিল। আমি যেটা দেখেছি আমাদের কোম্পানিতে মানে ওরা মানে লোকরা এখনও কিন্তু লোক না। আমাদের কোম্পানিতে পুরা off করে দেওয়া আছে। মানে ঐ যে ধাক্কাটা, একটা ধাক্কা সামলাতে যে ওরা এখনও মানে ক ঠিক হয়ে উঠতে পারে নি। তাহলে আমি ওটা বসে, বসে, তখন চিন্তা করছিলাম যে মাত্র ৫ দিনে আমাদের এত বাজে অবস্থা হয়ে গেছে। বা অনেক কোম্পানি তো বন্ধই হয়ে গেছে। অনেক ব্যাংক হচ্ছে আপনার আ আ মানে কি বলে আ এটাকে যেন? আ মানে চলে গেছে ব্যাংকের মালিকরা টাকা পয়সা নিয়ে। কত মানুষ হচ্ছে আ মানে রাস্তায় বসে গেছে। যে এই কয়দিনে যদি এত জিনিস হতে পারে হ্যাঁ দেউলিয়া, right. আ তো এই জিনিসগুলো যে এখন হতে পারে তাহলে মানে এ আরো যদি বেশি দিন off থাকতো তাহলে আমাদের আরো কত না ক্ষতি হয়ে যেত। বা আমাদের অর্থনৈতিক অবস্থা আরো না কত খারাপ হয়ে যেত। আমাদের জীবনযাত্রা পথটা আরো কত জটিল হয়ে যেত।
উহু। উ উহু। উ হু, হু। উহু। উ একদম ঠিকই বলেছেন। উহু হু, ওয়েলকাম। হুম, একদম দেউলিয়া। হু। উহু। উহু, হু। একদম। হুম, ঠিকই বলেছেন। উম আসলেও আসলে প্রযুক্তি ছাড়া আসলে আমরা আসলে আমাদের জীবনকে আসলে বর্তমানে ভাবতেই পারি না। আ যাই হোক, আপনার সাথে আসলে প্রযুক্তি নিয়ে আসলে বেশ অনেকটাই আলোচনা হলো। আ সেক্ষেত্রে বেশ দারুন লাগলো। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কখনো কথা হবে। শুভরাত্রি।
হু, হু। জি, একদমই তাই। <chuckles> জি। জি, ধন্যবাদ। আপনিও সুস্থ ভালো থাকবেন। শুভরাত্রি।